হ্যাঁ, আসলে একটু ভয় লাগে। যখন এরকমটা করে তখন একটু ভয় লাগেই।
না আমার আসলে পশুপাখির প্রতি কোনো ভীতি নেই। আমি তো বললাম যে আর আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, আচ্ছা। আমাকে একদিন ঠোকর দিয়েছিল তো সেদিন আমার আসলে অনেক ব্যথা লে লেগেছিল আসলে।
আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এ এই ভীতিটা কি দূর করার কখনো চেষ্টা করেছেন? যে, "না, এই ভয়টা আমি আর পাবো না।" ঠিক আছে।
হ্যাঁ। <scoffs> আসলে আমি এড়িয়েই চলেছি কারণ রাজহাঁস তো খুব একটা আশেপাশে নেই। মানে খুব মাঝেমধ্যে আরকি বছরে হয়তো বা ২-১ বার এরকম সম্মুখীন হই। তো সেক্ষেত্রে আসলে কখনো চেষ্টা করা হয়নি।
হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা।